<giggles> না চমৎকার করে আপনি বলছিলেন। বাট এটা তো আসলে ভালো জিনিস যে, আপনি তো আসলে বিভিন্ন ধরনের রান্না পারেন বা রেসিপি নিয়ে বিভিন্ন ধরনের ট্রাই করার চেষ্টা করেন। আপনি অন্যদের কাছ থেকেও কিন্তু, কিছুটা মোটিভেশন দেওয়ার হয়তো বা চেষ্টা করেন। তো সেক্ষেত্রে যদি একটু আপনার কাছে জানতে চাই যে, আপনি যখন রান্না করেন, আপনার রান্নার কে বা রান্না খেতে কি কোন ছোট সিক্রেট আছে বা টুকটাক কোন ট্রিক বা উপকরণ? যদি আপনি সেটা কাউকে না জানান এখন পর্যন্ত জানান নি। এরকম কোন কিছু কি আপনার কাছে রয়েছে?
জী, জী, জী। হ্যাঁ। না, আসলে এরকম তেমন কোন কিছুই আসলে উম আপনি এই পৃথিবীতে যত রাঁধুনিই দেখুন না কেন, তাদের কারোরই কোন সিক্রেট, ওই যে অনেকে বলে না? যে "আমার সিক্রেট রেসিপি, আমার সিক্রেট মসলা, যেটা কাউকে বলব না," এরকম টাইপের কথা। আসলে এটা কোন কিছুই না। এটা সিম্পল আমরা আ মানে স্বাভাবিকভাবে যে মসলাগুলো বা স্বাভাবিকভাবে যেই জিনিসগুলা করি, আ যেই জিনিসগুলা ইউজ করি আরকি। এগুলোই আমরা ইউজ করে থাকি। হয়তোবা কেউ একটু মানে আগ বাড়িয়ে বলতে যায় যে, আসলে যে এটা আর একটা সিক্রেট রেসিপি, কাউকে বলতে চাই না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে, কারো রান্না একটু অন্যরকম, কারো রান্না একটু আরেক রকম। এটা হওয়ার কারণ হচ্ছে, প্রোডাক্ট এর উপর ডিপেন্ড করে। আপনি কি ধরনের প্রোডাক্ট ইউজ করতেছেন?
হুম। হুম। একদমই তাই। হুম। হুম। হু। প্রোডাক্ট এর উপরে কিছু আঞ্চলিকতার কিছু ডিপেন্ড করে। তারপরে ধরুন, পরিমাণের উপরে কিছু হ্যাঁ, পরিমাণের উপরে কিছুটা ডিপেন্ড করে।
হ্যাঁ, কিছু আঞ্চলিকতা ডিপেন্ড করে আর কি জি, জি, জি, হ্যাঁ। এই পরিমাণের উপর সবথেকে বেশি ডিপেন্ড করে আরকি যে, আ কতটুকু আমি পরিমাণ দিচ্ছি মসলা বা কতটুকু পরিমাণে আমি অ্যা মাংস দিচ্ছি বা বিরিয়ানিতে আমি কতটুকু পরিমাণ চাল দিচ্ছি, ডাল দিচ্ছি। হ্যাঁ? যেমন আমি একটা ছোট্ট টপিক
আচ্ছা। উহু। না সেটা তো আসলেই ডিপেন্ড, আসলেই তো ব্যাপারটা অনেকটা ওইভাবেই কাজ করার কথা, তাই না? কারণ দেখা গেছে, কেউ হয়তো ঝাল খেতে পছন্দ করে। তাহলে মরিচের পরিমাণ তো উনি আসলে কিছুটা বেশি দেবেনই, এটাই খুব স্বাভাবিক।
জি, জি, জি। জি, জি, জি।